আচ্ছা কোনো ঘটনার কারণে কি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা পুরোপুরি পাল্টে গিয়েছিল?
পুরোপুরিই পাল্টে গিয়েছিল। হ্যাঁ তো উম একটুখানি বলতে হয় যে ভবিষ্যৎ পরিকল্পনা পাল্টেছে ঠিকই, কিন্তু মূল যে লক্ষ্য ছিল আমার, আ সেটাই আ সফল হয়েছিলাম। মূল লক্ষ্য ছিল নিজের পায়ে দাঁড়ানো। নিজের পরিচয়ে পরিচিত হওয়া সেটা হয়েছে। কিন্তু যেট যা হতে চেয়েছিলাম সেটা হয়নি আর। অ্যা সেটা সেটা আর হয়নি আরকি। এই হচ্ছে খুব সংক্ষে হ্যাঁ বিস্তারিত ঘটনা টা কি
উম আচ্ছা, আচ্ছা। বাহ! হুম। আচ্ছা একটু যদি একটু বলতেন মানে আসলে আপনার ঘটনাটা আসলে কি হয়েছিল বা হ্যাঁ, হ্যাঁ বিস্তারিত ঘটনাটা একটু?
বিস্তারিত ঘটনা হচ্ছে যে অ্যা প্রথমত তো উম হতে চেয়েছিলাম আ ডাক্তার, সেটা হতে পারেনি, চান্স পাইনি, সেটা গেল। আ ঠিক আছে তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর পড়তে হবে, এটাতে হলাম সফল, চান্স পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ইচ্ছা ছিল ভালো রেজাল্ট করে <chuckles> একসাথে মানে খুবই ইচ্ছা ছিল পড়াশোনাটা আমি ভালোবেসেই করতাম। অনেকে বলে আমি গাধ টাইপ এজন্যে পড়াশোনা ভালোবাসি। যারা যারা ব্রিলিয়ান্ট তারা পড়াশোনা ভালোবাসে না। আ আতেল, আঁতেলও না বলে গাধ টাইপ আরকি। এইজন্য পড়া ভালোবাসি হ্যাঁ। একটু পড়া ভালোবেসে ভালো রেজাল্ট করে একটা জায়গায় যাব ইচ্ছা ছিল। এর পরে লক্ষ্য চেঞ্জ হল যে তাহলে আমি অ্যা প্রশাসনের দিকে যাবো। BCS ক্যাডারে BCS এর ক্যাব প্রশাসনে হ্যাঁ যাবো। কিন্তু যে ব্যাঘাতটা ঘটলো সেটা হচ্ছে যে আমার আ আ 1st ইয়ার শেষ হতে না হতেই বাড়ি থেকে একেবারে বিয়ে দিয়ে দিলো। তো এইযে আমার অ্যা ব্যাঘাতটা হল, এমনকি আমি তারপরে আর আ তারপরে অনেক স্ট্রাগেল বলতে হবে। কারণ আ অনার্স পরীক্ষার আগে বাচ্চা হল। তারপরে তাকে নিয়ে বাড়িতে রেখে বাসা নিয়ে ঢাকায় এইভাবে করে, করে অনার্স পরীক্ষা দেওয়া। মাস্টার্স পরীক্ষা দিলাম তাকে রেখে। এরপরে আর বলল যে বিশেষ করে আমার মা, আমার হাসব্যান্ড এরকম না। যে, "তোমার অন্য কোথাও চাকরির এপ্লাই-ট্যাপ্লাই করার দরকার নেই। তুমি" BCS তো প্রশ্নই আসে না। Mphill করতে পারলাম না, PHD করতে পারলাম না। <chuckles>
বাহ! আচ্ছা। হুম। বাহ! আলহামদুলিল্লাহ। তারপর? হুম, হুম। <laughs> আঁতেল, আঁতেল বলে, আঁতেল। <chuckles> আচ্ছা গাধ টাইপ একদম। আচ্ছা। হু, প্রশাসন ক্যাডার আছে BCS এ হ্যাঁ। হুম। ওহহো! আচ্ছা। হুম। হু, হু। আচ্ছা, আচ্ছা। <chuckles> হ্যাঁ, কারণ BCS করতে BCG রা হয়তো যেকোনো জায়গায় ট্রে পোস্টিং দিয়ে দিবে বাংলাদেশের।